অবশ্যই। বিশেষ করে আমি যদি একটু বিভি আ মানে ব্যাখ্যা করে বলি, বেশি ব্যবসায়িক ক্ষেত্রে দেখা যায় যে, মেয়েমানুষদের ক্ষেত্রে এই সমস্যাটা সবচেয়ে বেশি হয়। দেখা যায় <scoffs> যে, আব আমার জীবনসঙ্গিনী, তার সঙ্গে আমার কোনো কারণে একটা ঝগড়া লেগেছে। ঠিক আছে? কিন্তু আমি আ মাফ চেয়ে নিয়েছি। ভুল কিন্তু তারও ছিল। সে মাফটা চেলো না।
বলুন, বলুন। <chuckles> একদমই, একদমই। একদমই, একদমই। আচ্ছা, আচ্ছা।
তো অনেক দিন পেরিয়ে গেল। আমাদের কথা হচ্ছে না। হঠাৎ করে আমাকে বলল যে, "তুমি যে মাফটা আমার কাছে চেয়েছো, তো মাফ চাওয়ার ধরনটা ঠিক ছিল না।" তখন আমার আবার মাফ চাইতে হয়েছে। তারপরে সে আমার কাছে মাফ চেয়েছে। এরকম হয়েছে।
একদমই, একদমই। হয়ে থাকে। <laughs> আচ্ছা, আচ্ছা। মানে আ ২ বার আসলে মাফ চাওয়ার যে অনুভূতি, সেটা আসলে হয়েছে আপনার।
জি এবং এটা বেশ লজ্জাজনক। কারণ হচ্ছে, আ মাফ চাওয়াটা না খুব সাহসের একটা কাজ। এটা কিন্তু সহজে সবাই করে না। তো এই সাহসটা জুটিয়ে মাফ চেয়েছি এবং অনুতপ্ত বোধ করেছি, এই জিনিসটা তাকে বোঝানোর পরেও যদি না বুঝে, তখন কিন্তু খারাপ লাগে।
একদমই, একদম। একদমই, একদমই। একদমই। বেশ দারুণভাবেই কিন্তু বললেন যে, আসলে মাফ চাওয়ার যে অনুভূতি, সেটা আপনার আসলে হয়েছে এবং আ দীর্ঘদিনের যে ব্যাপারটা আসলে বলছিলেন যে, আ মাফ ১ বার চেয়েছেন, তারপরে তিনি আসলে মাফ করেছেন। কিন্তু আসলে, মন থেকে না মাফ চাওয়া, তার ক্ষেত্রেও আসলে হয় নাই। আপনিও আসলে পরবর্তীতে আবার আপনাকে আ বাধ্য করেই, ১ প্রকার আসলে মাফ চাইতে হয়েছে, যেমনটা আসলে বললেন। তো আ অনেক ক্ষেত্রে দেখা যায় না? যে আসলে, কোনো একটি ব্যাপার নিয়ে আসলে আ ভুল বোঝাবুঝি হয়ে গেছে। এরপরে আসলে আপনি মা আসলে মনে করেন কি? যে আসলে, আ তাৎক্ষণিক আসলে ক্ষমা চাওয়া দরকার, নাকি আসলে একটু সময় নিয়ে, এরপরে, ভেবে-চিন্তে, এরপরে আসলে ক্ষমা চাওয়াটা দরকার। এরকম কখনো চিন্তা করেছেন?
জি, জি। একদম, একদম। ঠিক বলেছেন। জি। অবশ্যই, অবশ্যই।